মেস এর ক্ষেত্রে একজন রান্নার লোক আছেন, উনি আসলে এসে রান্না করে আসলে দিয়ে যান এটাই আরকি। এছাড়া আসলে ওর উম নিজের আসলে রান্না আমি আসলে করতেও পারি না বা করাও হয় না আরকি।
আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি আ আচ্ছা, আচ্ছা। তো আ বাজারগুলো কে করে? আসলে আ আপনারাই করেন? শুধু বুয়া এসে রান্না করে দিয়ে যায়? না আপনারা একবারেই অ্যা মেসে র মধ্যেই ওরাই রান্না-বান্না ওরাই সবকিছু করে। আপনারা শুধু ৩ বেলাই গিয়ে খান মানে কেমন? এটা একটু যদি খোলাসা করতেন।
আমার আসলে ওইভাবে বাজারটা করা হয় না। কারণ বাজার আমি করতে পারি না দেখে আমার যেই রুমমেটরা আছেন, ওরা আমাকে <smacks lips> আসলে খুব একটা এটা নিয়ে concern ও না আমি যে খরচটা সেটাই আসলে দিয়ে দেই এবং এরপর থেকে আসলে ওরাই সবসময় আসলে সামলে নেয় হয়তো আমাকে বলে যে, এত টাকার বাজার। এর বাইরে আসলে ওই ভাবেও কিছু করা হয় না। আপনি কি আসলে আমাকে একটা জিনিস করতে পারবেন? মানে আমি না চাচ্ছি যে এটা পরিবর্তন হোক। এই জন্য কি প্রপার একটা গাইডলাইন যেটা আসলে মেনে আমি হচ্ছে আপনার স এই বিষয়টা থেকে একটা সমাধান করে আসলে নিজেকে বলতে পারেন যে আবার আগের জায়গায় ফিরে যেতে চাই। তো এর জন্যে আসলে খাবার, তারপরে হচ্ছে আপনার ঘুম পাশাপাশি চাচ্ছিলাম একটু জিম করতে। তো এর জন্য কি একটা প্রপার রুটিন দিবেন? মানে যেটা আসলে মে মেনে চলে আসলে আ সবগুলো বিষয় মেনে নিতে পারি।
হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ। আসলে, হ্যাঁ, বুঝতে পারছি।